একদম, একদম, একদম, একদম ঠিক কথা বলেছেন। এক্ষেত্রে কিন্তু ভাই আমি আমি মনে করি যে আমরাই দায়ী। আ আ আমরা এই যে আমরা যেমন আ আমাদের বিভিন্ন প্রয়োজন হয়, আ শুধু, শুধু social media ছবি upload করতেছি। ব্যক্তিগত মানে কিছু রাখতেছি না। আবার হচ্ছে যে আমাদের যে personal document গুলো সেগুলো আমরা হচ্ছে আ আমাদের বিভিন্ন drive এ upload করে রাখতেছি। সে তথ্যগুলো তো তাদের কাছে থাকতেছে ভাই। তারা নিজের স্বার্থে যখন তখন ব্যবহার করতে পারে, যখন তখন বিক্রি করতে পারে। তো সেইক্ষেত্রে তারা বিক্রি করে দিচ্ছে। তো এইগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন বাড়াতে হবে। এ মানে সচেতনই কিন্তু একমাত্র আমি মনে করি যে আসলে এগুলা থেকে আ দেখা যাচ্ছে রুখে দাঁড়াতে পারে বা এই প্রযুক্তির গোপনীয়তা থেকে আমরা কিন্তু ক্ষতিটাকে রক্ষা করতে পারি আমাদের ক্ষতি। জি, জি।
জি। হুম। আচ্ছা। জি। জি, জি। হু, হুম। আচ্ছা। হু, হু, হু। জি। হু, হু, হু, হু। একদম। হু, হু, হু। জি, জি। হু, হু। হ্যাঁ। উ হু। হ্যাঁ। জি, জি। হু, হুম। আচ্ছা। আচ্ছা জা আচ্ছা যেহেতু আপনি একজন web developer, ঠিক আছে? তাহলে আপনি আমাকে সাহায্য করতে পারবেন। আপনি আমাকে এটা বলেন যে এই যে আমার যে ব্যক্তিগত গোপনীয় যে ব্যাপারগুলো আছে, information যেগুলো আছে, তো আমি কখন বুঝবো, কিভাবে করে বুঝবো যে এই website টা আসলে আমার সকল information গুলো collect করে নিচ্ছে এবং আমি বিপদে পড়তে পারি? বিশেষ করে হচ্ছে যে, আ আমাকে এটা একটু যদি বুঝিয়ে বলেন যে, আমাকে অ আমি অনেকবার শুনেছি মানুষের মুখে যে phishing website। আসলে phishing website টা কি? এই জিনিসটা কি আসলে কতটুকু আসলে কিভাবে করে কাজ করে ভাই?
জি। জি। হ্যাঁ। জি, জি, জি। আ জি, জি। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। জি, জি। আ আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আ phishing একটা হচ্ছে ভাই link এর মাধ্যমে। দেখা যাচ্ছে আপনাকে অ offer করা হবে যে দেখা যাচ্ছে, এই suppose আমি যদি বলি সা যে বি আমাদের দেশের কথাতে যে আপনাকে গ্রামীণফোন থেকে ১০০ GB offer দেওয়া হবে যদি আপনি এই linkটা share করেন বা অন্যজনের কাছে বা আপনি এই link এ ঢুকে registration করেন। তো আপনি যখন এই link এ ঢুকে registration করবেন, আপনি যে information গুলো দিবেন দেখা যাচ্ছে আপনার NID number, আপনার passport number বা বিভিন্ন number গুলো যখন দিবেন তখন সেই data গুলো তাদের কাছে চলে যাবে। তাদের কিন্তু main আ কথা হচ্ছে এই data গুলো নেওয়া। কিন্তু আপনি কখনোই কিন্তু পাবেন না যে আপনাকে যে বলবে যে আসলে আ যে আপনি একটা ১০০ GB data কিন্তু পাচ্ছেন। অনেকেই দেখবেন কিন্তু এই যে social media স share করে কিন্তু ভাই এইগুলো। যে WhatsApp এ অনেক সময় link আসে কিন্তু যে আপনি ১০০ GB data পাবেন যদি share করেন। তো আপনি যখনই ঢুকবেন ভাই, যখনই ঢুকবেন তখনই কিন্তু আপনার হচ্ছে এমন, এমন virus রয়েছে যদি আপনি আ এই link গুলোতে ঢোকেন তো দেখা যাচ্ছে আপনার কম্পিউটারে যত information আছে তারা কিন্তু track করে নিবে। তো এটাও একটা সাবধানী। মানে phishing link থেকে ভাই খুব সাবধানে ব্যবহার করতে হয়। দেখা যাচ্ছে আপনার অপরিচিত কেউ যদি আপনাকে link পাঠায় বা সন্দেহজনক কখনো link পাঠায় কখনোই ঢুকবেন না ভাই। এটা খুব risky জিনিস একটা।
জি। আচ্ছা। উ হুম। জি। হুম, হুম, হুম। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি। হু, হুম। জি, জি। জি। উ হুম। জি, জি। হুম, হুম। জি, জি, জি। oh my god! জি। হুম। আচ্ছা। হুম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। জি। হু, হু। হুম, হুম। জি। জি, জি। উ হুম। জি। oh my god! জি। জি, জি। উ হুম। জি।

তো এইটাকে চেনার কি উপায় আছে ভাই? ব্যাপারটা তো হচ্ছে যে normal website এর link এবং phishing link আমার কাছেতো দেখে বিশেষ করে, আ ধরুন আমি না হয় হচ্ছে যে কিছুটা না হয় বুঝলাম, যে আচ্ছা ঠিক আছে এটা দেখতে মনে হচ্ছে যে একটু suspicious আমি এটাতে ঢুকবো না। ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে এখন তো আসলে প্রযুক্তিগতভাবে social media গুলো আমাদের অনেক মুরুব্বিরাও ব্যবহার করছে। ঠিক নয় কি? তো তারা যে তাদেরকে ধরেন কেউ একজন পাঠালো আসলে হয় কি যে share এর ব্যাপারটা হয় কি ধরেন আমার খালা কোথাও দেখেছে সেই খালা হয়তোবা ওর মাকে পাঠিয়ে দিয়েছে। হতেই পারে তাই না? তো এখন তারা তো আসলে অনেকটুকু বোঝে না। কিন্তু এসব ক্ষেত্রে আসলে এই phishing websiteগুলোকে চ কি চেনার কোন উপায় আছে নাকি ভাই?
ভাই, <chuckles> জি, জি। জি, জি। আচ্ছা, আচ্ছা। জি, জি। হ্যাঁ। জি, জি। জি, জি। জি, জি। হ্যাঁ। জি, জি। জি, জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, একদম। জি, জি। জি, জি। আচ্ছা, আচ্ছা ভাই। আমি যদি আপনাকে ভালোভাবে বলি যে আমরা যতটুকু সচেতন চোর কিন্তু তার থেকে দ্বিগুণ সচেতন। তো আপনি যেভাবেই বলুন <chuckles> কিন্তু আপনাকে দেখা যাচ্ছে তারা এমনভাবে ডিজাইন করে পাঠাবে, এমনভাবে ওই যে লিংকটা পাঠায়, তো আপনি চিনতেই পারবেন না যে আপনাকে হুবহু মনে হবে যে এটা লিংক, আ আ যে কোনো ফিশিং লিংক না। তো এটার ক্ষেত্রেও বিশেষ করে দেখা যাচ্ছে কেউ যদি নতুন হয় তো আপনাকে দেখা যাচ্ছে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে এটা আসলে ফিশিং লিংক। আ দেখা যাচ্ছে বিভিন্নভাবে আপনাকে অফার করবে। আপনি এখানে ঢুকলে, রেজিস্ট্রেশন করলে টাকা পাবেন এই ধরনের যখন অফার করবে, আপনি তো জানেন ভাই রেজিস্ট্রেশন করলে কি টাকা পাওয়া যায়? পাওয়া যায় না। তো এই যে এই জিনিসগুলো অফার করবে। কিন্তু যদি ভাই একদম শার্প মাইন্ডেড মাইন্ড হয়, আ যে আপনাকে একদম ভালো ফিশিং লিংক সে অনেকদিন ধরে ব্যবহার করতেছে। তো আপনাকে যদি লিংকটা পাঠায়, এমনভাবে লিংক পাঠাবে যে একটা নিউজের মাধ্যমে যে কোনো দেশের একটা স সমস্যা হয়েছে বা কোনো দেশ নিয়ে একটা গন্ডগোল হচ্ছে মানে হট টপিক যেটা থাকে সেটার মাধ্যমে কিন্তু আপনাকে এই লিংকটা পাঠায় দিবে। তো সেক্ষেত্রে ভাই বোঝা সম্ভব হয় না। তো অনেক ক্ষেত্রেই আমাদেরকে দেখা যাচ্ছে এই যে অপরিচিত, এগুলা কিন্তু কাজ কিন্তু অপরিচিতের ক্ষেত্রে বেশি হয়। দেখা যাচ্ছে অপরিচিত কখনোই আপনাকে এই লিংকটা পাঠাবে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাবধানে ব্যবহার করতে হয় যখন অপরিচিত কেউ লিংকটা পাঠায়।
জি। জি, জি। জি। হ্যাঁ চমৎকার, চমৎকার। জি, জি। <chuckles> হ্যাঁ। জি, জি। হুম। ও! জি, জি, জি। জি। আচ্ছা। হ্যাঁ। হুম, হুম, হুম। উ হুম। আচ্ছা। জি, জি। না, না। হ্যাঁ। আচ্ছা। জি, জি। <scoffs> জি, জি। হ্যাঁ। জি। হুম, হুম, হুম, হুম। জি। হুম, হুম, হুম। জি, জি। হ্যাঁ। ও! আচ্ছা। উ হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি।